জি, জি, জি, এটা তো দারুণ। তো <clears throat> সেক্ষেত্রে আমিও আমি আমি প্রথমে দেখেছি যে আসলে স্মার্টফোন ছাড়া যখন মানে কাটাতে হয়, আমাদের আসলে বিদ আমাদের প্রাকৃতিক অ্যা দুর্যোগ আসে না অনেকগুলা। তো এর মধ্যে যে ইলেকট্রিসিটি থাকে না, এটা তো স্বাভাবিক, তার মধ্যে দেখা যাচ্ছে ফোন অ্যা কারেন্ট ৩-৪ দিন থাকে না। সেক্ষেত্রে ফোন তো অচল হয়ে যায়। তখন আমি করি কি? যে আসলে স্মার্টফোন হোক প্রযুক্তি হোক এই যে মগ্ন থাকাতে অনেক আত্মীয়স্বজনের বাসায় আ যাওয়া হয় না যাদের খোঁজখবর নেওয়া হয় কিন্তু আসলে মানে প্রাকৃতিকভাবে যে সামনাসামনি যাব সেই সুযোগটা কিন্তু কখনো হয়ে ওঠে না। তো আমি করি কি যখন আমি লিস্ট করি যে আসলে খুব এ প্রয়োজনীয় যাদের বাসায় না গেলেই নয় কিন্তু আমি অনেকদিন থেকে যাইনি প্রযুক্তির মগ্ন হওয়ার কারণে। অ্যা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি লিস্ট করি, লিস্ট করে বাইক নিয়ে বের হই। অ্যা একদিন মানে সময় ০.৫ ঘণ্টা ১ ঘণ্টা ২ ঘণ্টা করে সময় কাটিয়ে এই যে তাদের সাথে একটা সুন্দর মুলাকাত করে আসি। এইটা এক্ষেত্রে আমি এই কাজটা করি। আর বিশেষ করে আমি বন্ধুদের সাথেই একটু ঘুরতে পছন্দ করি এবং বন্ধুদের সাথেই ঘোরাঘুরি করি। আর প্রিয়জন যারা আছে প্রিয়জন যারা আছে তাদের সাথে না ঘুরলেই নয়। কারণ তারা হলো আ আমার প্রিয়জনের লিস্ট এ ছাড়াই চলতেছে আরকি। কারণ আমি সবাইকে ভালোবাসি। হ্যাঁ? সেক্ষেত্রে যাকে যখন দেখি তখনই পছন্দ হয়ে যায়। সেক্ষেত্রে প্রিয়জনের লিস্টটা ধরতে গেলে অনেক লম্বা আরকি। তো আমি তা আমি তাদেরকে তাদের মত করে সময় দিই না। আমি তাদেরকে নিজের মত করে সময় দেই। কারণ প্রি প্রিয়জনের লিস্টটা অনেক বড় হয়ে গিয়েছে। সেক্ষেত্রে অ্যা মানিয়ে নিতে পারি না আরকি তাদের লিস্ট অনুযায়ী। তো সেক্ষেত্রে আমি সে কাজগুলা করি এবং প্রকৃতির বলতে গেলে সবচেয়ে বড় কথা হলো যার কাছাকাছি আমি সবচেয়ে বেশি থাকি সেটা হলো প্রকৃতির কাছাকাছি।
জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। জি, হুম। হ্যাঁ, হ্যাঁ। জি। হুম। আহ! ভালোই। কতজন প্রিয়জন আছে ভাই? আচ্ছা, আচ্ছা। বাহ! আচ্ছা, আচ্ছা খুবই ভালো। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি, বুঝতে পেরেছি।
এই আরকি। এইভাবেই আরকি উম
আচ্ছা প্রকৃতির কাছাকাছি থেকে আপনি কি করেন আসলে? সেটি আসলে বললে ভালো হত। <chuckles>
আসলে প্রকৃতির হ্যাঁ, প্রকৃতির কাছাকাছি থেকে প্রাকৃতিক কিছু খাওয়ার চেষ্টা করি যাতে প্রাকৃতিক ধ্যান ধারণাটা চলে আসে। <chuckles> জি।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বাহ! খুবই ভালো। অনেক ভালো আপনার কথা শুনে অনেক ভালো লাগলো যে আপনি যে প্রকৃতির মাঝখানে থাকেন এবং আ প্রাকৃতিক যে জিনিসপত্রগুলো এগুলো খাওয়ার চেষ্টা করেন এবং প্রাকৃতিক ধ্যান ধারণার মধ্যে থাকেন। এটি আসলেই আ আমার কাছে অনেক ভালো লাগলো। তো চেষ্টা আশা করব যে কখনো আপনার সাথে যদি বসে এমন প্রাকৃতিক ভাস বিষয়ে যদি সময় কাটানো যায়, প্রাকৃতিক জিনিসপত্র প্রাকৃতিক ধ্যান ধারণায় যদি মগ্ন হওয়া যায়। আসলে আমিও আমারও ইচ্ছা থাকলো আরকি। আপনার জি, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ, জি।
জি। হু, জি। হু, জি, ভাই। জি। জি। জি, জি, জি। হ্যাঁ। জি, জি, জি জি, তো ভাই আসলে বর্তমান বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া চলাই অসম্ভব কিন্তু ক্ষতিকারক দিকেও আছে, ভালো দিকও আছে। তো আসলে এই যে এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বললাম। কথা বলে অনেক কিছু আমি শিখতে পারলাম, জানতে পারলাম আপনি অনেক আপনার ঘটনা শেয়ার করলেন। সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন, আপনি ততদিন ভালো থাকবেন। আপনার সুস্থতা কামনা করি ভাই।
জি, জি। আসলে ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, আপনিও আপনার বন আ বান্ধবীদের সাথে ভালো সময় কাটাবেন। এবং আশা করছি আপনার সাথে আবার কখনো এই ধরনের বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল।
জি। জি, ধন্যবাদ। জি। জি, ধন্যবাদ আপনাকে।

জি, জি। এটা একদম ঠিক বলেছেন আপনি। আসলেই এই যে এই ধরনের যে বিষয়গুলোতে আমরা বেশি আসক্ত হয়ে পড়েছি। এগুলো আসলে আমাদের কমানো দরকার। দেখুন না হলে কিন্তু আমাদের আমা আরেকটা বিষয় হচ্ছে আমার কিন্তু ভার্চুয়াল যে একটা বিষয় আছে সেটিতে কিন্তু খুবই মানে বেশি আসক্ত হয়ে পড়েছি। মানে আমাদের যে ভালো বাস্তব যে সম্পর্কগুলো সেগুলোর সাথে কিন্তু আমাদের ভালো একটা সময় কাটছে না। এ এরকম কিন্তু বিষয়টা আপনি লক্ষ্য করবেন। তো সেক্ষেত্রে এগুলো থেকে একটু আমাদের আ মানে বের হয়ে আসা দরকার। আ আবার দেখব যে স্মার্টফোন টাকে আসলে কাজে যেহেতু লাগানো যায় তো সেক্ষেত্রে যখন আপনার যোগাযোগ করার প্রয়োজন, কাজে প্রয়োজন, শিক্ষার বিষয়ে প্রয়োজন তখন আপনি ব্যবহার করুন। সেটাতে কিন্তু সমস্যা নেই। আব আ বদবাকি সময়টা যেটা আপনার আ কাজ শেষ। আপনি এন্টারটেইনমেন্ট ও দেখবেন ১০-১৫ মিনিট কিন্তু তার বেশি নয়। বাদবাকি সময়টা আমি অন্যান্য কাজ করছেন বা আপনি ফ্যামিলির সাথে সময় দিচ্ছেন, বন্ধু-বান্ধবদের সাথে সময় দিচ্ছেন। এটি কিন্তু ঠিক আছে। এটিতে কিন্তু দেখবেন কোনো সমস্যা নেই। মানে একটা ভারসাম্য যে বিষয়টা আছে না সেটি আসলে বজায় রাখতে হবে আমাদেরকে।
হু, জি। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আসক্ত হয়ে পড়েছি। হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা তো অবশ্যই। হুম, হুম। হু, হু। জি, জি। আচ্ছা। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, ভাই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। তো ভাই আমি আরেকটা প্রশ্ন করছি, মানে স্মার্টফোন মানে স্মার্টফোনের পরিবর্তে এমন অন্য কোন প্রযুক্তির উপায়ে ব্যবহার করতে চাচ্ছেন যার মাধ্যমে তথ্য বা খবর পাওয়ার জন্য আর কি আপনি
জি। আ স্মার্টফোনের পরিবর্তে আমি বন্ধু বলতে আমার ক্ষেত্রে যদি বলি আমি তালে আমি বলব যে আমার কম্পিউটার যেটা আছে সেটি ব্যবহার করি। কারণ এটি আমার অফিস এ যে কাজগুলো সেগুলো আমি করি এবং আপনি যে অনলাইন তথ্যের যে কথা বললেন সেটির জন্যও কিন্তু আমি ব্যবহার করি। এখন কিন্তু দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন ধরনের তথ্যগুলোও পাওয়া যায় বা বিভিন্ন বিষয়ে কিন্তু নিউজ পুরো বিশ্বের। তো সেক্ষেত্রে যদি আমরা আ কিছু ভালো ভালো বা যেগুলো আসলে আপনার মানে যারা আসলে সঠিক তথ্য শেয়ার করে সেই ধরনের পেজ গুলো বা এই ধরনের গ্রুপ গুলোতে যদি জয়েন থাকেন তাহলে আপনি দেখবেন যে আপনি আ কিছুটা সময় টিভি ভাষায় না থেকে আপনি কিন্তু পুরো বিশ্বের নিউজ গুলো একত্রে পাচ্ছেন। এটি কিন্তু আপনি ১ মিনিটের মধ্যেই কিন্তু পুরো বিশ্বের নিউজ গুলো আপনি দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে আবার আ কাজের ক্ষেত্রে শিক্ষার বিষয়েও কিন্তু অনেক কিছু আমরা জানতে পারি।
জি। হুম। হু, হু, হু, হু। জি, জি। হুম। হুম। হু, হুম, হুম হু, জি। হুম। জি। হু, জি। হ্যাঁ।

আচ্ছা, তো আমি
নিজের ভালোটা নিজেকেই দেখতে হবে আর কি বিষয়টা এমন।
হ্যাঁ, এটা এটা আপনি ঠিক বলেছেন। আসলে নিজের ভালোটা নিজেকে দেখে কাজের ক্ষেত্রে ব্যবহার করে, হ্যাঁ করতে হবে আর কি। হ্যাঁ? তো আমি সেক্ষেত্রে লাস্ট এক্টা আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি সেটা হলো ফোন ছাড়াও মানে ফোন স্মার্টফোন ছাড়া কিছু দিন কাটানোর সুযোগ পেলে আপনি কি করবেন? সে দিনগুলো আপনি কিভাবে সাজাবেন যদি আপনি বলতেন ভাই।
জি। হ্যাঁ, হ্যাঁ। আ
জি।
আসলে আমরা যদি বলি আমরা মাঝে মধ্যে এরকম করি স্মার্ট ফোন ছাড়া কিছু দিন কাটানোর যদি কথা বলি তাহলে বলবো যে বন্ধু বান্ধবরা মিলে যখন ঘুরতে যাই তখন কিন্তু আমাদের স্মার্ট ফোন ছাড়াই কেটে যায়। এই যে কিছুদিন আগে ধরুন না আমরা সুইমিং পুলে গোসল করে আসলাম। আ তো এক বন্ধু কিন্তু খুব মানে ফোনে কথা বলে তার অনেকগুলো মেয়ে বান্ধবী ছিল। তো সেও কিন্তু ঐদিন ফোন ব্যবহারটা করেনি। তো এরকম কোনো কিছু সময় মানে ইভেন্ট গুলো আসলে কিন্তু আ মানে আমার স্মার্টফোন ছাড়া অনেকটা কাটিয়ে দেই। আসলে আমি সেদিন ভাবছিলাম যে আসলে সেদিন কি তার কোন আ সে কি ছুটি নিয়েছিল তার বান্ধবী গুলোর কাছ থেকে নাকি কেমন কি? আসলে বুঝতে পারিনি কিন্তু বিষয়টা ভালো লেগেছে যে সে কিন্তু ফোনে কথা বলেনি মানে আমরা সবাই সুইমিং পুল এ গোসল করেছিলাম পুরো একটা লম্বা সময়। এই যে এরকম একটা বিষয়। এমন কিন্তু ঘুরতে গেলে বা প্রাকৃতিক বিষয়ে কোন কিছু একটু ব্যস্ত থাকলে দেখবেন যে ফোনের কথা কিন্তু মনে থাকে না।
জি। জি, জি, জি। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ও আচ্ছা। <chuckles> হ্যাঁ, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি।

আচ্ছা, আচ্ছা। তো এটা তো দারুণ বিষয়। আর আমি আমার ক্ষেত্রে যেটা ব্যবহার করি স্মার্টফোন আমি ব্যবহার করি, আ যদি <smacks lips> <swallows> এরকম হয় তাহলে আমি অন্যটা ব্যবহার করি সেটা হলো বাটন ফোন হ্যাঁ? সেখানে শুধুমাত্র যোগাযোগ ক্ষেত্রেও হয়। এখানে কোন মানে বিশ্বের কোন খবর হোক, আ তারপরে Facebook হোক, সোশ্যাল মিডিয়া হোক এখানে কোনটাই থাকে না কিন্তু। হ্যাঁ? তো শুধুমাত্র যোগাযোগের ক্ষেত্রে। আসলে আমরা স্মার্টফোন সর্বপ্রথম তৈরি করা হয়েছে কিন্তু মানুষই মানুষের জন্য, মানুষ মানুষের যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খুব সহজে একটা যোগাযোগ করতে পারে, হ্যাঁ।
আচ্ছা। হু, হু। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জি।
তো সেক্ষেত্রে কিন্তু আ ফোন ব্যবহার করা হইছে। স্মার্টফোন তখন কিন্তু ব্যবহার হয়নি। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি যখন নিজেকেই স্মার্টফোন যখন ভালো লাগে না, আ দেখা যাচ্ছে যে আসলে খুব আ অ্যাডিক্টেড হয়ে যাই তখন দেখা যাচ্ছে আমি এই বাটন ফোন নিয়ে বের হই। যাতে আমার প্রয়োজন হলে বা কেউ যদি কারো প্রয়োজন আমি পড়ি তাহলে সেক্ষেত্রে আমাকে ফোনেই ওই এস ফোনেই যোগাযোগ করে। that's it আ এর উপরে আর না আরকি। তো সেক্ষেত্রে আমি ওই ছোট একটা আগে বলতে গেলেন আদিম প্রযুক্তি আমি এখনো ব্যবহার করে আসতেছি। হুম।
হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জি। একদম, একদম। <chuckles> জি, জি বুঝতে পেরেছি। <chuckles> অনেক
যেখানে ইন্টারনেট কথা হল ইন্টারনেট থাকবে না। <chuckles>
<chuckles> আসলে ঠিক বলেছেন। কালকে থেকে ইন্টারনেট ছিল না। তার তাহলে কিন্তু আমরা বুঝতে পেরেছি অনেকটা সময় যে ইন্টারনেট ছাড়া জীবনটা কেমন না এবং প্রযুক্তি ছাড়া জীবনটা কতটা কঠিন। মানে সময় কাটছে না। কাজগুলো করতে পারছি না। কিছু করতে পারছি না, যোগাযোগ করতে পারছি না। এমন একটা বিষয় হয়ে গিয়েছিল। তবে আসলে এই যে এগুলোর মধ্যে স্মার্ট ফোন বলুন বা এই যে যেটাই যেটাই বলুন না কেন সবগুলোর একটা ভালো খারাপ দিক আছে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো দিক টি নিয়ে কাজ করা। আসলেই এটা কিন্তু আমাদের উপর নির্ভর করে। আমরা ভালোভাবে ব্যবহার করব না খারাপ ভাবে ব্যবহার করব। আপনি যদি ভালোভাবে ব্যবহার করেন তাহলে আপনার ভালো ফলাফল পাবেন। অনেকেই আছে এই ধরনের আ ডিভাইস গুলো বা টেকনোলজি ব্যবহার অনৈতিক কাজগুলোও করছে। এখন কিন্তু আপনি দেখবেন। তো সেক্ষেত্রে সে বিষয় সে দিকগুলো এড়িয়ে চলতে হবে।
জি। হুম। ক ক কঠিন হয়ে যায়। হ্যাঁ, তা তো অবশ্যই। জি, জি, জি। হুম, হ্যাঁ। জি। হুম। অবশ্যই। হু, হু। জি। তা তো অবশ্যই। হ্যাঁ। জি। হুম। হু।